হ্যাঁ। হ্যালো, শুভ বিকাল।
হ্যালো। জ্বি শুভ দুপুর, জ্বি শুভ বিকাল। আমি ভাবছি এখনও দুপুর। কেমন আছেন?
জ্বি। না, ন জ্বি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
আমিও বেশ ভালো আছি। তো সারাদিন কেমন কাটালেন?
জ্বি, এই ফজরের ব্যস্ততার মধ্যে কিছুটা ছিলাম। আবার ধর্মীয় অনুভূতির দিক থেকে সেগুলোও সম্পূর্ণ করেছি। বাড়ির কিছু কাজ করেছি। এ ফজরে খুব সময় উঠে নামাজ পড়েছি। একটু আশেপাশে হেঁটেছি। একটু চায়ের দোকানে আড্ডা দিয়েছি। একটু মানে নিজের কিছু পার্সোনাল কাজ সেরেছি। এগুলোই আরকি। আরেকটু হয়তোবা দুপুরে বন্ধুর সাথে একটু খাওয়ার দাওয়াত ছিলো। তো একটা রেস্টুরেন্টে যেয়ে আরকি বিরানি উপভোগ করে আসা হইছে। এইটা আরকি কি আপ
এহ ব্যস্ততা উ আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। অ্যাহ আচ্ছা, আচ্ছা বেড়ানো হয়। এহ আচ্ছা উ হ্যাঁ। অ্যা হ্যাঁ, তাই। এহ হা আচ্ছা, আচ্ছা বাহ! আপনি বেড়াতে পছন্দ করেন বোঝা যাচ্ছে। হ্যাঁ আমারও ব্যস্ততার মধ্যেই কাটে আর তার ভিতরে ফাঁকপুলি সময় পেলেই আরকি ভাবছি যে, অ্যা কোথায় বেড়াতে যাওয়া যায় আরকি। <swallows> তো
জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। জ্বী। আমি, আমি দেখ জ্বি, জ্বি। আমি এ মানে প্রায় সময়ই দেখা যায় একটু মানে আমার নিজের বিভাগের বাইরে ঘুরতে যাওয়া হয় মোটরসাইকেল থাকার কারণে বন্ধুদের মধ্যে। গাড়িও আছে। তো সেক্ষেত্রে আমরা প্রায় ঘুরতে পছন্দ করি। বিশেষ করে উইকেন্ডে আমরা কি আর ঘুরতে বের হয় আরকি। খুব রিসেন্টলি হয়তোবা ১৫-২০ দিন পরে আমরা একটু কক্সবাজার যাওয়ার একটা ইচ্ছা পোষণ করেছি। এখন দেখা যাক কত দূর হয়, যেহেতু এটা খুব দূরের জার্নি এবং সময় সাপেক্ষের ব্যাপার। তবে চেষ্টা করছি যাওয়ার আরকি।
আপনি তো বেড়ান, নাকি? হুম, হু, হু। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা। অ্যা আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।